হুম, হুম, তো সেটাই আসলে ব্যাপার ভাই আমি ক্যা খুঁজছিলাম। এখন আশা করা যায় যে আ পেয়ে যাবো। আ যদিও আসলে কতটুকু আশা করা যায় সেটা আমি আ তা পুরোপুরিভাবে সিউর না। কারণ আ চাকরির যে ব্যাপারটা সেটা আসলে একটু আ একটু কষ্টসাধ্যই ব্যাপার আরকি। এখানে যদি আমি আ কি বলে এটাকে যে একটু আ দেখেশুনে করি তাহলে ভাই ব্যাপারটা হলো যে ম্যানেজমেন্টের যে চাকরিগুলো আছে সেগুলো আসলে ভাই একটু আরামদায়ক। মানে আ কি বলে? আপনার হয়তো একটু চাপ হবে তবে খুব বেশি হবে না। আমি যতদ আমার যতদূর ধারণা আরকি। কারণ আপনি ওই সময়টাতে আসলে ইয়ে করতে পারবেন। আপনি আপনার মত চাইলে ঘুমাতে পারবেন। শুধুমাত্র আপনার যে এমপ্লয়িগুলো থাকবে তাদেরকে আসলে একটু চাপ দিবেন। তাহলেই হবে ভাই। আমি মনে করি। তাই না ভাই?
ইনশাআল্লাহ। আচ্ছা। হ্যাঁ তাতো ব হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, যেমন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরকি আমি যতটুক শুনেছি যে আপনার কাজটাই থাকায় গিয়ে হইলাম, যে আপনার এমপ্লয়িদের সাথে আরকি এমপ্লয়িদেরকে চাপ দেওয়া। এটাই আমি যতদূর জানি। <chuckles> যে এমপ্লয়িদেরকে চাপ দিয়ে কাজটা বের করে নিয়ে আসা, আর আপনি নরমাল টাইমে কোথাও ঘুরে বেড়ান। ঐ ঘুরে বেড়ান তো না আরকি আপনি চাইলে অলস সময় কাটাতে পারবেন বলা যায়।
হু হু। হু, উ উম জি ভাই। তো আমি আসলে এটাই করতাম ভাই। উম জি ভাই। হুম, হুম, হুম সেটাই ভাই। আমি আসলে এটাই করতাম। কারণ আমি ওই কোম্পানির ম্যানেজার ছিলাম। আর কোম্পানিটা আসলে ভাই আ কোন প্রকার লাভের আ মুখ এখনো দেখতে পারেনি। তো যার কারণে আসলে আমার আ তাদের এই যে, যে, একটা ব্যাপার বা ব কি বলে, আ এই যে পদক্ষেপটা আসলে নি নিতে তারা বলতে বলা যায় যে এক প্রকার বাধ্যই হয়েছে। তো আমি আসলে এখন চেষ্টা করছিলাম যে অন্য কোন কোম্পানিতে যেয়ে যদি আসলে কাজটা পাওয়া যায় বা করা যায় তাহলে কিন্তু আসলে ব্যাপারটা অনেকটা সহজ হয়ে যায়। তো আমি সেটাই আসলে ভাই চেষ্টা করছিলাম। তো আপনার কি এই ধরনের কোন আ ইচ্ছা বা আকাঙ্খা আছে চাকরির ক্ষেত্রে?
অ্যা হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। উহুম। হ্যাঁ, তা বটে। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এই ক্ষেত্রে বলতে পারেন যে, আপনার স্বপ্নময় চাকরিতেও অনেকটা এরকম যে কাজ না করে বেতন নেয়া। তো আমার ক্ষেত্রে এরকম জিনিস কিন্তু আমি পাশাপাশি চাই যে, একটা যে আমাদের সমাজে কিন্তু একটা ব্যাপার আছে যে পদমর্যাদা, এটা কিন্তু অনেকেই মানে। তো আমিও ভাবি যে আপনি যদি সরকারি কোনো চাকরি পান আর একটু বড় পোস্টে যেতে পারেন। তাদের পদমর্যাদাটা কিন্তু অনেক বেশি থাকে। দেখা যাচ্ছে যে আপনি ওই আ র‍্যাংকে গিয়ে তেমন একটা বেতন পাচ্ছেন না, কিন্তু তার পদমর্যাদাটা বেশি। আবার ওই একই র‍্যাংকে আপনি যদি প্রাইভেট চাকরিতে যান তার তখন দেখা যাবে যে আপনার আরো বেশি টাকা পাচ্ছেন। কিন্তু এই ক্ষেত্রে মানুষ একটু কম আরকি পদমর্যাদা দিচ্ছে। এমন একটা আরকি, সমাজে এমন একটা অবস্থাই হয়ে গেছে বলা যায়। তাই না? তো আমি চাই আরকি যে এরকম সরকারি একটা কিছু হোক, যেটা আমার সবসময় যেতে হবে না। হয়তোবা কন্ট্রাক্ট ভিত্তিক হোক। আর অন্যদিকে আমি এরকম কোনো কিছু একটা এপ ডেভেলপ করি বা সা সার্ভিস ডেভেলপ করি যেটার মাধ্যমে আমি খুব আরকি কম পরিশ্রমে ভালো পরিমাণ টাকা আর্ন করতে পারব। ওইক্ষেত্রে মনে করি যে আমার জন্য এটা একদম স্বপ্নের চাকরির মত হবে।
হুম, হুম। <chuckles> হুম জি। হু, হু। হু, হু, হুম। হুম। জি। হুম। উ, হুম। হুম। হু, হু। উম জি। হু, হু। হুম।